না, দেখুন আজকাল তো কনসার্ট বিভিন্নভাবে হয়। এখন কিন্তু কনসার্ট হচ্ছে, আমাদের সময় যেটা আসলে ওপেন এয়ার কনসার্টই হতো, খোলা মাঠের মধ্যে হয়তো বা একটা কনসার্ট হতো। হ্যাঁ, টিকেট থাকতো, রেস্ট্রিকশন এর ব্যাপার থাকতো। কিন্তু খোলা মাঠে, আর্মি স্টেডিয়াম এ হয়তোবা হতো, টিএসসি তে হতো, বিভিন্ন হল গুলোর সামনে হতো। এখন কিন্তু কনসেপ্ট এর এ ধরণটা একটু বদলে গেছে। সিকিউরিটির একটা ব্যাপার নিয়ে যেহেতু কনসার্ন আসলে সব জায়গাতেই আছে। এখন দেখা যাচ্ছে যে বদ্ধ ঘরে কিন্তু কনসার্ট হচ্ছে। হ্যাঁ? তো বদ্ধ ঘরে হচ্ছে বা কোনো একটা অডিটোরিয়াম এর ভিতরে হয়তো বা কনসার্ট হচ্ছে, অথবা টিভিতে এখন বিভিন্ন ধরণের কনসার্ট হচ্ছে। লাইভ কনসার্ট ই হচ্ছে কিন্তু টিভিতে হচ্ছে সেটা। মানে আপনাকে ফোন করে গানের জন্য রিকোয়েস্ট করার একটা ব্যাপার, শিল্পীর সাথে এক ধরনের কথা বলা হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে, এক্সপেরিয়েন্স এর দিক থেকে যদি আপনি বিচার করতে বলেন যে আসলে ওপেন এয়ার যে কনসার্ট গুলো, খোলা মাঠের মধ্যে যে কনসার্ট গুলো হতো, সেইটা আসলে অন্যরকম। এইটা আসলে অন্য কোনো হ্যাঁ, ওইটা আসলে কোনো কিছুর সাথে তুলনা হ্যাঁ, বদ্ধ করে হচ্ছে, সবকিছুই হচ্ছে। কিন্তু এই যে বন্ধু বান্ধবের সাথে কথা বলা, নেচে-গেয়ে জিনিসটাকে আনন্দ-ফুর্তি করা। বা আরেকটা বিষয় আমি দেখি এখন মানুষ যেটা করে যে, কনসার্ট এ গিয়ে গান শোনার চাইতে ওই শিল্পীর সাথে একটু ছবি তোলা, ভিডিও করার দিকেই তাদের আসলে মনোযোগটা বেশি থাকে। যেটা হয়তো গান শোনার যে একটা এক্সপেরিয়েন্স, হ্যাঁ? নেওয়া, নিজেকে হারিয়ে ফেলা ওখানে ওই বিষয়গুলো হয়তো মিসিং থাকে। হ্যাঁ, হ্যাঁ।
হু, হু। আচ্ছা। হু, হু। উম, জি। এক একদমই তাই। হু, হু। একদমই তাই। হুম, হুম। হু, হু। উম জি, জি, জি, এমন হচ্ছে। উ জি। অন্যরকম একটা অনুভূতি জোগায়। হুম। জি। হ্যাঁ। একদম। হু, হু। অনুভব করার যে বিষয়টা, হু, হু। বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে মানে কোনো সতর্কতা বা টিপস কি মানে পরবর্তীতে আপনি নিয়েছেন? থাকে না যে একটা আ কনসার্ট কিন্তু মানে অংশগ্রহণ করার পরে কিছু, কিছু অভিজ্ঞতা হয়ে থাকে। যেটা আসলে পরবর্তীতে আপনাকে আরও বেশি সতর্ক করে তোলে। তো এরকম কোনো সতর্কতা যদি মানে অবলম্বন করতে হয়, তখন আসলে কী, কী সতর্কতাগুলো আসলে অবলম্বন করেন?
হুম। হু। <chuckles> সতর্কতার মধ্যে অবশ্যই মানে, আ মানে যেটা হয় যে, ভিড়টাকে আসলে একটু নিজের মতন করে একটা জাগা যদি বেছে নেওয়া যায়, হ্যাঁ? বন্ধু-বান্ধব সবাই মিলে একসাথে করা, কারণ অনেক সময় বন্ধু-বান্ধব হারিয়ে যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যদিও এখন মোবাইল আছে হয়তোবা খুঁজে পাওয়া যায়। কিন্তু তারপরে যেমন আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে পানি নিয়ে ঢোকার একটা ব্যাপার থাকে। হ্যাঁ? কারণ ও প্রো নাচানাচি গানাগানি করতে করতে দেখা যায় যে পানির বেশ পিপাসা বেয়ে যায়। তো পানিটা যদি সাথে থাকে, এরকম একটা ব্যাপার থাকে। অবশ্যই সিকিউরিটি সিস্টেম আসলে আমি যদি ১২ ২৩ বছর আগের কথা চিন্তা করি, এবং এখনকার সিকিউরিটি সিস্টেম এর কথা চিন্তা করি, অবশ্যই এখন সিকিউরিটি সিস্টেম অনেক বেশি ডেভেলপ করেছে এবং এটা হওয়াটা হওয়াটা দরকার আছে আমার কাছে মনে হয়। কারণ কোনো ধরনের উন্মাদনা প্রকাশ করতে গিয়ে আপনার কোনো ধরণের সীমা আপনি ক্রস করে ফেলবেন। এটা আসলে ক কারো কাছেই কাম্য নয়। তো আমিও আসলে এইসব বিষয়গুলোর প্রতি আসলে সত্যি কথা অর্থে এ সজাগ দৃষ্টি রাখারই চেষ্টা করি বলতে পারেন।
হু, হু। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। একদম, একদম। জি। একদম, একদম। হুম।